আ বেশ কিছুদিন ধরেই একটা আ ঝামেলায় আছি বা সমস্যায় আছি বলতে পারেন। যে সমস্যাটা দিনের পর দিন অনেক বেশি করে বেড়ে যাচ্ছে। এবং এই আ সমস্যার কারণে দৈনন্দিন জীবনের যে রুটিন সেটা অনেকটুকু হেরফের হয়ে গেছে। এবং অ্যা তার ফলে যেটা হয়েছে, যে অ্যা যেভাবে আসলে প্রতিদিনটা আগে শুরু করতাম সেরকম হচ্ছে না এবং অ্যা দিনের পর দিন ব্যাপারটা আমাকে হতাশ করে তুলছে এবং দৈনন্দিন রুটিনটা যখন চেঞ্জ হয়ে যায় সব কাজেরই দেখা যায় যে কোনো না কোনো একটা ব্যাঘাত ঘটছে আমার। এবং এই ব্যাঘাতের কারণে আমি আ সামনে যে কাজটা আসে সেটা করতে আমি একটু দ্বিধা বোধ করি এবং আ মনোযোগটা অনেকটুকু হারিয়ে ফেলছি বলতে পারেন। কিন্তু আমি আসলে একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই এবং স্বাভাবিকভাবেই অ্যা জীবন-যাপন করতে চাই। কিন্তু কিভাবে সেটা শুরু করব? আবার অ্যা যে অভ্যাসটা তৈরি হয়েছে সে অভ্যাস থেকে কিভাবে আ বের হব সেটা বুঝতে পারছি না। সবকিছু মিলায়ে বলতে পারেন একটু হতাশাতেই আছি। আ কিভাবে আসলে শুরু করা যায়? যদি আমাকে একটু সাহায্য উম-হুম।
হুম, হুম। বুঝতে পেরেছি। আসলে আপনি হতাশার মধ্যে দিয়ে আপনার সময়গুলো কাটতেছে, আপনি নানান ধরনের হতাশায় ভুগতেছেন। সেটা আসলে আপনার কথায় না আমি আসলে আঁচ করতে পারতেছি। আসলে আপনার কথার মধ্যেই আসলে অনেক কিছু বোঝা যাচ্ছে যে আসলে আপনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি জানতে চাই, আসলে আপনার সমস্যাটা হচ্ছেটা কি নিয়ে? সেই সমস্যাটা একটু ক্লিয়ার করে বললে হয়তোবা আমি এটা সলিউশন করতে পারতাম।
হুম। সমস্যাটা মূলত যেটা হচ্ছে আমার ঘুম নিয়ে। মানে আমি বলতে পারেন যে ঘুমের পিছে ছুটছি আরকি। মানে ঘুম কেন হচ্ছে না? সেটা নিয়ে আমি ভীষণ রকমের একটা বিরক্তিতে আছি। দেখা যায় যে অ্যা রাতেও ঘুম হচ্ছে না। রাতে অনেক রাতে ঘুম পা ঘুম আসছে। আবার সকালেও আমি খুব দ্রুত জেগে যাচ্ছি। কারণ আমাকে সকালে উঠতে হয় এবং অ ওই টেনশনে দেখা যায় যে, সকালে হয়তোবা আমার ৯ টা থেকে অফিস, আমার ৮ টা বাজে উঠলেও হয়। কিন্তু আমি অ টেনশনে মানে ঘুম থেকে উঠতে পারব কিনা সেই টেনশনে আমি দেখা যাচ্ছে সকাল ৭ টা বা সাড়ে ৬ টায়ও আমি অনেক সময় জেগে বসে থাকি। যে যদি উঠতে না পারি? কারণ রাতে ঘুম হয়নি। সকালে যদি উঠতে না পারি? সেরকম একটা আমার মধ্যে টেনশন কাজ করে প্রচন্ড রকম। তো এই করতে গিয়ে দিনের যে ৮ ঘন্টার ঘুমের যে cycle টা আমার একসময় ছিল, মানে আমি আমার জীবনটা একসময় এমন ছিল যে প্রতিদিন আমি ৮ ঘন্টা ঘুমোতাম এবং এ ৮ ঘন্টা ঘুম যে আমাকে সারাদিনের জন্য কতটা এনার্জি দিত? সেটা এখন আমি হাড়ে, হাড়ে টের পাচ্ছি। তো এখন গিয়ে যেটা হয় যে আমি সেই ৮ ঘন্টা ঘুম তো হচ্ছেই না, ৬ ঘন্টাও আমি ঘুমাতে পারছি না। এবং অ্যা যেটা হচ্ছে স্ট্যা তার মানে ৪ থেকে অ্যা ৫ ঘন্টাও মনে হয় আমার ঘুমটা হচ্ছে না।
উম-হুম। আচ্ছা, আচ্ছা। উব। উম। আচ্ছা। হুম, হুম, হুম। উদ গেছে হুম, হুম।
তো সবকিছু মিলে বলতে পারেন যে আমি একটা মানে রুটিনটা একদম হেরফের হয়ে গেছে এবং এ যা চাইছি বা ব যেভাবে মনোযোগ দিয়ে কাজ করতে চাইছি সেটার কোনটাই হচ্ছে না। মনোযোগ এদিক ওদিক চলে যাচ্ছে। সারাদিন হয়তোবা ঝিমুতে থাকছি। কারণ সারারাত যেহেতু ঘুম হয়নি। এবং হ্যাঁ ঘুমটাকে কাটানোর জন্য আবার দেখা যায় যে চা কফি খাচ্ছি এখানে। যেহেতু কাজ করতে হবে অফিস গিয়ে। তো সবকিছু মিলে বলতে পারেন যে ঘুম না হলে আমি আসলে অনেকটুকু পাগলের মত হয়ে যাই। আমার মনে হয় যে সারাটা দিন জানি কেমন যাচ্ছে। তো ঘুমকে আসলে ঠিক করতে চাই। আমি জানি না আসে এটা কিভাবে করব? তবে খুব দ্রুত আমি এই সমস্যা থেকে বের হতে চাইছি।
বুঝ উহুম। হুম বুঝতে পেরেছি। আসলে আপনার আ ঘুমের মধ্যে একটা সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে আগে আপনি খুব সুন্দরভাবে রুটিন মেনটেইন করতেন। এখন আসলে পারেন না। তো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার অনেকটা সমস্যা হচ্ছে, সমস্যার সম্মুখীনও হচ্ছেন। তো আসলে আমি আরেকটা জিনিস আসলে এখানে জানতে চাই যেহেতু আপনার একটা প্রবলেম হচ্ছে সেটা আসলে আপনি দেখা যাচ্ছে ঘুম নিয়েই। তো সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস জানতে চাই আসলে আপনি আ চা কফির যে বিষয়টা সেটা আপনি কি আসলে দিনে বেশি খান? নাকি আসলে রাতেও খাওয়া হয়? আর ন্যাপ নেন কিনা? এটা আসলে যদি একটু বলতেন তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হওয়া যেত বিষয়টা।
হুম, হুম। উম চা-কফি টা আসলে একসময় দিনের বেলাতেই খাওয়া হত বেশি। মানে আ রাতের দিকে তেমন একটা খাওয়া হত না। হ্যাঁ মাঝখানে একটু আ ইয়ে <clicks tongue> হয়েছিল। মানে উম দেখা যেত যে অফিসে অনেক সময় কাজ করতে হত। আ তো সে কারণে আমার উম মানে দিনের দিন না ঠিক ধরুন যে সন্ধ্যা সাড়ে ৫ টা, ৬ টা ওই টাইমটাতে মাঝে, মাঝে কফি টা খাওয়া হত। কিন্তু এখন যেটা হয়েছে যে না মানে ভীষণ ঘুম পায় দিনের বেলাটাতে। তো সেটা থেকে বের হওয়ার জন্য এখন প্রচন্ড রকমের চা-কফি খাওয়া হচ্ছে বলতে পারেন। আর nap এর কথা যদি অ্যা বলি nap নিতে গেলেই তো ভয় লাগে। মানে দিনের বেলায় যখনই nap নিবো ভাবি, মনে হয় যেন এই তো ঘুমিয়ে পড়ব। ঘুমিয়ে পড়লে আমাকে আবার তোলা এবং আ যে কাজ এগুলো আমার বাকি রয়ে যাবে। সেগুলো করা তো একটা বিপদের ব্যাপার। তো আমি আসলে বুঝতে পারছি না যে এ এই যে এহ ঘুমের ব্যাপারটা ঠিক কিভাবে আমি যদি আবার রিসাইকেল টা কিভাবে করব? মানে যে জিনিসটা আমার ভুল হয়ে গেছে বা আমার যে দিনে যে রুটিন টা হেরফের হয়ে গেছে, সেটাকে ঠিক কিভাবে আগের জায়গায় আনব? সেটা এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। আর
উব। হুম। আচ্ছা। উব।
আমি মাঝে, মাঝে ভাবছি যে ছুটি নিয়ে একটা দিন সারাদিন ঘুমাবো কিনা? বা এরকম। তো সেক্ষেত্রেও একটা বিপদ হয়। দেখা যায় সারাদিন ঘুমাই, ওই সেই ঠিক আবার রাতের বেলাটা আমি জেগে থাকি। তো এই ধরনের একটা মহা আ সমস্যায় আছি বলতে পারেন আরকি।
বুঝতে পেরেছি। আসলে আ আপনার সমস্যা আসলে ঘুম নিয়ে বেশ অ্যা দারুণভাবে আসলে আপনি উদ্বিগ্ন। তো সেক্ষেত্রে আ এইযে সকালে কিন্তু খুব দ্রুত আসলে জেগে দেওয়ার যে প্রবণতাটা, সেটা কিন্তু আপনার অনেকটাই আসলে রয়েছে। আবার রাতে আবার পুনরায় ঘুম না আসা। এটা নিয়ে কিন্তু আসলে আপনি বেশ দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন। তো সেক্ষেত্রে এই যে অ্যা সকালে যখন আপনি হুট করে তাড়াতাড়ি জেগে উঠতেছেন না? তখন কিন্তু আ অনেকেই করে যে আ "ভুল করে উঠে গেছি, আবার ঘুমাতে ঘুমাতে হবে।" এরকম একটা মানে চিন্তাভাবনা রাখে। সেটা হয়তোবা আপনি যদি করে থাকেন তো এট এটা আসলে করাটা কখনই উচিত হবে না। কারণ দেখা যাবে যে আপনি জোর জোর করে ঘুমাতে যাবেন না। এতে দেখা যাবে আপনার ব্রেইন টা আরো উল্টো করে মানে এতে হবে কি উল্টোটা কাজ করবে। তখন আসলে দেখবা যে ব্রেইন টা আরো আপনার জেগে উঠতেছে। তো সেক্ষেত্রে আপনি কি করেন যে সকালে যদি দ্রুত আপনার ঘুমটা ভেঙে যায়, তো সেক্ষেত্রে ৫ থেকে ১০ মিনিট আপনি আ নিঃশ্বাসটা আ ধী ধীরে, ধীরে আসলে নিতে পারেন। আবার দেখা যাচ্ছে শরীরটা একটু আ রিল্যাক্স করলে আবার কিন্তু ঘুম আসতে পারে এখানে। তো ঘুম আসতে পারে তো দেখা যাচ্ছে আপনার রিল্যাক্স ছাড়া কিন্তু যদি জোর করে ঘুমাতে যান, তখন কিন্তু এটা প্রবলেম এর শিকার হবে। আর রাতে ঘুমোনোর যে বিষয়টা। রাতে যেহেতু আপনার পুনরায় ঘুম আসতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি আ নেটটাকে একটু setup বা shut down রূপে নিতে পারেন। দেখা যাচ্ছে যে আ আপনার দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু রাতে কিন্তু আপনার আ মানে মন মানসিকতা একটু চেঞ্জ থাকে। দেখা যাচ্ছে যে আ অ্যা আপনি একটু ব্যস্ত থাকেন বা মনটা একটু ব্যস্ত থাকে আপনার। দেখা যাচ্ছে একটু কোন টেনশন এর মধ্যে থাকেন। তো সেক্ষেত্রে ভোরে কিন্তু হুট করে ঘুমটা ভেঙে যায়। এটা কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। যে আ এখন কিন্তু বর্তমানে আ ফোনের স্ক্রিন তারপর দেখা যাচ্ছে যে আ এই বিষয়গুলো ফোনের স্ক্রিন টা কিন্তু প্রচুর পরিমাণে সবাই আসলে কমবেশি ইউস করে। তো সেক্ষেত্রে আপনি হয়তোবা ইউস করতে করতে এটা আসলে আপনি আ ফোনের স্ক্রিনটা একটু দূরে রাখার ট্রাই করবেন। আর দেখা যাচ্ছে যে আপনার আ মানে ছোট, ছোট না ছোট বলতে কি? অ্যা কোন গল্পের বই। বা দেখা যাচ্ছে কোন উপন্যাস বা কোন হালকা গান এগুলো কিন্তু আসলে আপনি করতে পারেন তো মানে পড়তে পারেন তাহলে হবে কি? দেখা যাচ্ছে যে আ এগুলো আপনার কিন্তু আ মানে ব্রেইন টা কিন্তু ধীরে, ধীরে স্লো হবে তখন কিন্তু ঘুমটা আপনার পুনরায় আসতে শুরু করবে। তো এইভাবে কি কখনো ট্রাই করা হয়েছিল আপনার এই বিষয়গুলো?
হুম। একদম। হুম। হুম। হুম। হুম। এব। হুম। হুম। হু, হু। উম না। আসলে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কোনটাই ওভাবে করে ট্রাই করা হয়নি। আমি আ যেটা হয় যে উ ভীষণ রকম উদ্বিগ্ন থাকি। কেন ঘুম হচ্ছে না? কেন ঘুম হচ্ছে না? এটা নিয়ে। তো সেজন্য আমার ক্ষেত আমার যেটা হয় যে এহ সকালে ওই যে বললাম না একটা টেনশন থাকে বুক ধড়ফড় করে উঠে যে মানে যদি উঠতে না পারি তাহলে কেমন হবে? মানে ধরনের বলতে যা বল হ্যাঁ মনে হয় যেন একটা panic attack এর মত হয় আমার. যে আমি যদি সকালে উঠতে না পারি তাহলে কি কি হবে? অফিস যদি না যেতে পারি বা দেরি যদি হয়ে যায়। এহ তো এই জিনিসটা আমার মধ্যে প্রচন্ড রকম কাজ করে। এবং আপনি যেটা বলছিলেন যে এম মোবাইল এর যে ব্যাপারটা বা স্ক্রিন এহ টাইম টা একটু কমানোর যে ব্যাপারটা. সেগুলোও কিন্তু আমি আসলে এতদিন ভেবে দেখিনি বা করে দেখিনি। আপনি যখন বলছিলেন আমি বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম. এবং আমি ভাবছিলাম যে কেন আমি <scoffs> আসলে এতদিন এই জিনিসগুলো করিনি। এটা যদি করতাম হয়তোবা এই যে সমস্যাটায় ভুগছি, সেটা থেকে অনেক আগেই হয়তোবা বের হতে পারতাম। তো আমি এতদিন আ ব্যাপারটাকে এভাবে ভেবেও দেখিনি এবং বিবেচনাও নিইনি। তো আপনার সাথে কথা বলার পর অনেকটাই হালকা লাগছে। মনে হচ্ছে যে না আস্তে, আস্তে হয়তোবা এই যে সমস্যাটায় আমি ভুগছি সকালে অ্যা যে দ্রুত জেগে যাও এবং রাতে এইযে ঘুমটা না হওয়া, সে ব্যাপারটা থেকে হয়তোবা আমি আস্তে, আস্তে বের হয়ে আসতে পারব। এবং আ আমি অ অবশ্যই এই পদক্ষেপটা নেব। আপনি যেভাবে বললেন সেভাবে আমি আপনার পরামর্শ অনুযায়ী আ ছোট, ছোট স্টেপ নিয়ে আমার এই সমস্যাটা থেকে বের হয়ে আসার অবশ্যই চেষ্টা
হুম। হুম, হুম, হুম। কেমন হবে? হুম। হুম, হুম, হুম। হুম। জ্বি, জ্বি। আপনি আ ছোট, ছোট স্টেপ গুলো নিয়ে আসলে এখান থেকে বের হতে পারবেন। আর আপনার চা-কফির কথা আপনি বললেন আপনি এটা আসলে মাঝে, মাঝে খাওয়া হয়ে থাকে বা এখন খাচ্ছেন একটু রেগুলারলি। তো সেক্ষেত্রে আপনি চা কফি খান, সমস্যা নাই। তো সেক্ষেত্রে আপনি আ রাত্রে মানে সন্ধ্যার পরেই আসলে খাওয়ারটা মানে প্রবণতাটা আপনি কম করবেন। মানে রাতে না খাওয়াটাই বেটার। কারণ রাতে যদি আসলে চা কফি খান সেটার আ ক্যাফেইন যে পদার্থটা রয়েছে সেটা কিন্তু কি করে? আপনার ঘুমের মানে এটা কিন্তু ৭ ৮ ঘন্টা কিন্তু আসলে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে এটা এমনভাবে আসলে ঘুমটাকে আসলে কেড়ে নিবে। আপনি এ রাত ২ টা, ৩ টা পর্যন্ত জেগেই থাকবেন। ঘুম আর আসবে না এরকম একটা হবে। তো আমার মনে হয় যে আপনি আ সন্ধ্যার পর থেকে আর কোনোভাবে আসলে এই ক্যাফেইন বা চা-কফি আসলে নেওয়া নিবেন না বা খাওয়াটা বন্ধ রাখবেন। এটা আপনার জন্য একটা কাজই দিবে। আর কিছু, কিছু ক্ষেত্রে যেহেতু ঘুম ভাঙার আপনার প্রবণতা রয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আ আপনি একটা কিছু কাজ করতে পারেন যে আ ঘুম ভাঙতে থাকে কি কারণে? সেটা আসলে আপনি আ খুঁজে বের করতে পারেন। যেমন অনেক সময় হতে পারে যে দেরিতে ঘুমানোর যে বিষয়টা তারপর দেখা যাচ্ছে যে অনেক সময় হয় কি? যে স্ট্রেস আ চলে আসে মাথার মাঝে এই আসলে আপনি আ দে দেখতে পায় যে আসলে কোন টাইপের চিন্তাগুলো আসতেছে, কেন আসতেছে? এটা আগে থেকে আসলে একটু ঠিকঠাক করে নিতে পারেন। আর এমনও হয় যে আ রুম এর ক্ষেত্রেও কিন্তু হয়। রুমটা যদি আসলে ঠিকঠাক না থাকে বা গোছানো না থাকে বা রুমের তাপমাত্রা যদি ঠিক না থাকে। তারপর দেখা যাচ্ছে আপনার materials গুলো যদি আসলে materials বলতে কি? আসলে মেট্রেস গুলো যদি শক্ত হয় নরম না হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু ঘুমের মধ্যে স সমস্যা হতে পারে। তারপর আরো হতে পারে যে উম কি হতে পারে? যে দেখা যাচ্ছে যে আপনার আ ঘরটার যে তাপমাত্রাটা সেটা আসলে adjustable না। মনে করেন অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা। তখনও কিন্তু এই প্রবলেম টা হতে পারে। তো এটাও আপনি আসলে ঠিক করে নিতে পারেন। কারণগুলো খুঁজে, খুঁজে আরও অনেক কারণ থাকতে পারে। সেটা আপনি খুঁজে বের করবেন। তো এই বিষয়গুলো যখন আপনি নিয়মিত আসলে দেখার ট্রাই করবেন বা খুঁজার ট্রাই করবেন দেখবেন যে একটা সময় আসলে আপনি সবগুলো খুঁজে পাচ্ছেন। আর আপনি এগুলা ফাইন্ড আউট করে সুন্দর, সুন্দর করে যখন আপনি এগুলা আসলে আ মানে ঠিকঠাক করেন করে নেওয়ার জন্য চিন্তাভাবনা করবেন বা ঠিক করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার যে মানে সকালে দ্রুত ঘুম ভেঙে যাওয়া আর রাতে ঘুম না আসার যেই মানে সমস্যাটা এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো এই বিষয়গুলো আসলে আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আই হোপ আপনার এই সমস্যাটা সলিউশন হয়ে যাবে।
উম-হুম। হুম, হুম।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 এক হুম আপনি আসলে যে কথাগুলো এত সুন্দর করে গুছিয়ে বললেন সেটা আমি এতদিন ভেবেই দেখিনি আসলে। ঘুমের জন্য তো একটা আ সুন্দর পরিবেশেরও দরকার পড়ে। আমি যদি য আমার রুমটাকে ওভাবে করে তৈরি করতে পারি এবং যেটা বললে যে কফি চা এটা খাওয়া মানে বিশেষ করে সন্ধ্যার পর থেকে এটা যদি আমি বন্ধ করতে পারি। আ আমি আমিও আত্মবিশ্বাস পাচ্ছি যে হ্যাঁ অবশ্যই এ যে আমি পারবো উম মানে ইয়েটা করার জন্য। আমার যে ঘুমের এ যে সাইকেল টা নষ্ট হয়েছে সেটাকে cope up করতে আমি হয়তোবা পারব। আ তো আপনি খুব সুন্দর করে আমাকে গুছিয়ে বললেন। কথাগুলো আপনাকে সেজন্য অনেক ধন্যবাদ। আমি অবশ্যই এই পরামর্শগুলোকে আমার জীবনে কাজে লাগানোর চেষ্টা করব। এবং যে সমস্যাটাতে আমি আজ বেশ কিছুদিন ধরে ভুগছি সেটা থেকেও বের হয়ে আসার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর পরামর্শ দেয়ার জন্য।
উম-হুম। হুম। জ্বি আপনার জন্য শুভ।